আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। AI কে আপনি ব্যবহার যদি করেন, তাহলে সেটা বোঝা সম্ভব। AI ব্যবহার করলে, আপনি হাইপার রিয়ালিস্টিক এমন কোন কিছু তৈরি করতে পারবেন না, যেটা আ একদমই মানে ধরার কোনো উপায় নেই। হ্যাঁ? এখন এখানে ২ টা বিষয় হয়। হয় ১ম টা হচ্ছে, কেউ একটা এমন কোন কিছু করে, আ যেটা মাধ্যমে আসার পর সে বলে যে, "এটা AI দিয়ে করা হইছে।" সে ধরা খাওয়ার ভয়ে বা সে নিজেরটা লুকানোর জন্যে। এইগুলা দেখলে বোঝা যায় যে, আসলে এত হাইপার রিয়ালিস্টিক একটা ব্যাপার, AI দিয়ে তৈরি করবেন। এটা মানে ইটস টাফ টু ইমপ্লিমেন্ট অবশ্যই, না? তো, বোঝা সম্ভব। আর ২য় আরেকটা আম ঘটনা হতে পারে যে, কোনো একটা কেউ খুবই চেষ্টা করে, হ্যাঁ, একটা কিছু বানাইছে এবং আ
আ। হুম, হুম। উহুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, জি। হুম। হুম।
সেটাও বোঝা সম্ভব। বোঝা সম্ভব না, খুব পরিপাটি বা খুব আ বাস্তবধর্মী ছবি হয় না। আ এমন কিছু বানানো যায় না। আর তারপরেও যদি মনে করেন যে, "না, এইটা একদমই একদম, ন্যাচারাল মনে হচ্ছে," তখন অনেক অপশন আছে। আপনি যদি একটু ও টেক রিলেটেড স মানে জ্ঞান রাখেন, তাহলে AI বট আছে অনেক, যাদেরকে আপনি ছবি পাঠাই দিলে, ওরাই বলে দিবে যে, আচ্ছা, এটা AI জেনারেটেড কিনা বা এটা নরমাল ছবি কিনা?
উহুম, উহুম। হুম। হুম, হুম। হুম। জি, আপনাকে আমি এটাই আসলে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে, এরকম কোন টুল আছে কিনা? যেটা দিয়ে আ তথ্য, ফেক নিউজ বা এরকম বাছাই, বাছাই করা যাবে কিনা?
হাজার, হাজার, AI চেকার আছে। Telegram বট আছে, WhatsApp বট আছে। আ Messenger এও কিছু ছিল। যদিও Messenger মনে হয় না এখন বট অ্যাকসেপ্ট করে। কিন্তু আছে।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো, যারা হচ্ছে একটু কনফিউজ থাকে, ওরা হচ্ছে এই আ টুলগুলো ইউজ করতে পারবে।